জি। এটা কিন্তু আসলে চমৎকার বলছেন। আসলে আপনারা একটা সিচুয়েশন এ পড়ে গিয়েছেন। সেটিও আবার বাঙ্ক করে গিয়েছিলেন স্কুল। যাতে আপনাদেরকে ধরতে না পারে আপনারা ড্রেস ও চেঞ্জ করেছেন। গিয়েই যেটার জন্য গিয়েছিলেন সেটা আসলে আল্টিমেটলি করতেই পারেননি। কারণ আপনারা এত বেশি ভয় পেয়েছিলেন। আসলেই খুবই ইন্টারেস্টিং ছিল আপনারা এইযে উম বললেন যে আপনার এই মেমোরিজটা। আচ্ছা, এইগুলো ছাড়া আর কোনো মেমোরিজ আছে যেগুলা এখনো মনে পড়লে আপনারা হচ্ছে হাসেন কিংবা সেই বন্ধু যাদের কথা বলছিলেন তাদের সাথে কি এখনো আপনার যোগাযোগ আছে?
জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। একদম, একদম। উ জি।